আচ্ছা, এইযে কখনো কি এরকম হঠাৎ করে অনলাইনে কোনো মেসেজ পেয়েছেন, জিনিসটা হয়তোবা পড়ার পর আপনার পুরো দিনটা বা মানে সপ্তাহটাই পুরোপুরি বদলে গিয়েছে। এমন কখনো হয়েছে?
উ হুম। হ্যাঁ, এরকম অনলাইন মেসেজ যখন আমি দেখি যে মানে, অনেক সময় হয় না? যে, অপ্রত্যাশিত মানুষজন কিন্তু থাকে যে, সে যে এ ধরনের একটা মেসেজ করবে সেটা আসলে কখনো চিন্তার বাইরে থাকে। তো তখন যখন দেখি যে না, এই ধরনের একটা মেসেজ করেছে যার জন্য মানে, আমি না? খুব বেশি অবাক হয়ে যাই আরকি মাঝে, মাঝে। যে, "আচ্ছা কিভাবে দিলো এই মেসেজটা?" তো এরপরে দেখা যায় কি? এ যে ধরুন আমার যে মন খারাপ ছিল, তারপর সেই মেসেজটা পেয়ে হয়তোবা আমার ভালো লাগছিল। বা দেখা যায় অনেক সময় কিন্তু যে মন-মানসিকতার যে একটা পরিবর্তন আছে না? সেটা আসলে
হু, হু, হু। আচ্ছা। হু, হু। মানে একটা ভালো লাগার অনুভূতি কাজ করেছিল তখন মেসেজটা পেয়ে।
অ্যা হ্যাঁ, এটা এটা এটা করা হয়েছিল আরকি মোটামুটি বলা যায়।
আচ্ছা। হুম, <smacks lips> তো এইযে বললেন আপনি জিনিসটা হয়তোবা আপনার জন্য হয়তোবা মানে প্রত্যাশিত ছিল না, হ্যাঁ? যে হয়তোবা আপনি আশা করেননি যে আ এই ধরনের একটা মেসেজ আপনি পাবেন। তো এটা কি মানে কোনো সেলিব্রিটি কারো কাছ থেকে এসেছিল মেসেজ টা?
উ হ্যাঁ। হু। না, সেলিব্রিটি তো বলা যাবে না। তবে আমার লাইফ এর সেলিব্রিটি মানুষ সেটা বলা যাচ্ছে। যেমন ধরুন হ্যাঁ, এইযে আমার কাছের মানুষের কথাই বলতে হচ্ছে আরকি এটা, মজা করে বলা যে সেও তো আমার কাছে সেলিব্রিটি, তাই না? তো দেখা যায় সে যখন আ বিভিন্ন পরিস্থিতিতে মেসেজ তো দেয়। তারপরও কিন্তু হঠাৎ করে যখন একটা মন-মানসিকতা নিয়ে যে একটা মেসেজ দেয়। তো তখন দেখা যায় আমার যদি একটু মন খারাপ থাকে সে মেসেজটা দেখে হে একটু হয়তোবা ভালো লাগে বা মানে তার দিকে একটু অ্যাট্রাক্টেড হওয়ার যে একটা বিষয় আছে সেটা হয়তোবা প্রবণতার যে একটা বিষয় আছে, সেই প্রবণতা আমার মধ্যে থাকে। তো পরবর্তীতে দেখা যায় সম্পর্কটা আমাদের মধ্যে একটু গভীর হয় বা দেখা যায়। মানে খুব ভালো লাগে আরকি পরবর্তীতে সময় কাটাতে।
আচ্ছা। <chuckles> আচ্ছা, হ্যাঁ বুঝতে পারলাম। জ্বী। হুম। প্রায়। উম বাহ। অ্যা হ্যাঁ।